বুঝতে পেরেছি। তো, আমার মনে হয় যে, আগে থেকে বুকিং করাটাই আ বেশি ভালো হয়। কারণ, হুট করে গিয়ে অনেক সময় কি হয় যে, আ আপনা মনে হয় যে, আর এখন তো কেউ লোকজন নেই। কিন্তু ওই সময় যায়া দেখতেছেন যে, আসলে লোকজন আক ভিড় করেছে, সবাই উব য়ে গেছে। তখন কিন্তু আসলে রুম পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো, সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে থেকেই আ যারা নতুন আ ভ্রমণ করার জন্য প্ল্যান করতেছে বা, করবে, তো তাদেরকে আগে থেকেই আ বা এই জিনিসগুলো দেখা যাচ্ছে কিসে যাবে, আ কিভাবে যাবে, আ টিকেট, গা বাসের টিকেট বা, প্লেনের টিকেট বা, যে ট্রেনের টিকেট বা, যে হচ্ছে যে হোটেলে থাকবে, সেই জিনিসগুলো আগে থেকেই প্ল্যান করে অবশ্যই যাওয়া উচিত। কারণ, বাজেট যতই কম হোক না কেন, যে একটা সুন্দর যদি প্ল্যানিং থাকে, ট্যুরটা কিন্তু এমনি ভালো হয়। যদি আপনার বাজেট বেশিও থাকে, কিন্তু প্ল্যানিং কোন ট্যুর নেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু সমস্যার মধ্যে পড়তেই হয়।
হুম। হ্যাঁ। প্রচুর লোকজন। হ্যাঁ। হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। Right। হুম। ঠিকই বলেছেন। তো, আপনার কাছে কি কোন মজার কোন ট্রিকস আছে নাকি? কোন ধরনের আপনার চুরাই পদ্ধতি? যে পদ্ধতি অবলম্বন করে টাকাও বাঁচানো যাবে, আবার সুন্দরভাবে ট্রিপটাও কমপ্লিট করা যাবে, এমন কিছু? <chuckles>
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। তো, আসলে এটা ঠিক না। আমরা ১ বার একটা আ ঘটনা ঘটা ঘটাইছিলাম যে, আসলে ট্রেনের মধ্যে যে, আসলে আ আমরা হচ্ছে এ তা মানে যাচ্ছিলাম আরকি মেলা জনই আসলে। বেশি দূরেও না। মানে এখান থেকে প্রায় হবে ২০০, মানে এব একটু দূরেও আবার। মানে, একবারেই বেশি দূর না। তো আ কি করি যে, আসলে যাচ্ছি ১০ ১২ জন। টিকিট কাটছি আমরা ৫ জনের। আহ? তো, আ দেখা যাচ্ছে যে ৫ জনের টিকিটে আমরা ৫ জন হ্যাঁ।
হু, হুম। আচ্ছা। ওকে। হ্যাঁ। হ্যাঁ। হুম। মানে, মানুষ টোটাল ১২ জন, অথচ আপনি নাম উঠিয়েছেন ৫ জনের, এমন কিছু?
৫ জনের। এ হ্যাঁ, টিকিট কাটা হয়েছে। আ দেখা যাচ্ছে যে, এ ভাগ করানো আছিল যে, আ ৫ জনের, ১ জনের কাছেই টিকিট থাকবে। আ দেখা যাচ্ছে, সে দেখা যাচ্ছে আর সবসময় সামনে থাকবে যে, কেউ আসলেই দেখাই দিবে যে এইযে, এগুলো লোক হয় আমার। তো এই সবসময় সে হাতের মধ্যে টিকিটগুলো রাখতেছিল বা, কেউ আদ আসলে বলতেছে যে, এই ৫ জন আব যখনই ৫ জনের কথা বলতেছে, তখন কিন্তু পিছনের ৫ জন, আমরা উধাও হয়ে যাচ্ছি। মানে যদি আমাদেরকে আর দে ধরতে না পারে। ওই ৫ জন নিয়েই ব্যস্ত থাকে তারা। তো কোন রকম করে দেখা যাচ্ছে ১ জন পার হয়ে গেলে, আবার ওইযে ওখান থেকে টিকিট নিয়ে এসে আমাদেরকে দিত যে, আমার কাছে টিকিট আছে। তো এইভাবে আরকি করছিলাম। কিন্তু এটা আসলে ঠিক না। বাজেট একটু যখন অ্যা মানে একটু মাঝেমধ্যেই এরকম শয়তানি স্টু করা হয়। কিন্তু আসলে, এটা একটা ঠিক না।
আচ্ছা। হ্যাঁ। <laughs> জ্বী, জ্বী। <laughs> ওহহো! <laughs> আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, আসলেই মজার অ্যা ঘটনা হলেও, আসলে ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো এগুলো। <chuckles> তো, আপনি আসলে এমনি এ health issue র কথা যদি আমরা একটু চিন্তা করি। আপনি কি মনে করেন যে, যখন এরকম ধরনের ট্রিপে যাওয়া হয়, সাথে এমার্জেন্সি কোন কিট কি সাথে রাখা দরকার হয়, এরকম কিছু আপনারা নেন?
জ্বী। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আসলে আ হা হ্যাঁ। আসলে সব থেকে বেশি প্রয়োজন হয় যখন আসলে, আ যখন আমরা পাহাড়ে যাচ্ছি বা, হ্যাঁ, কোথাও এ এ adventure করতে যাচ্ছি, সেইক্ষেত্রে আ বেশি আপ আ নেওয়া হয় যে, আসলে মেডিকেল কিটগুলো। মানে আস দেখা যাচ্ছে, যেখানে আপনার আশপাশে কোন দোকান নেই বা, দেখা যাচ্ছে কোথাও সুন্দরবনে ঘুরতে গেলাম, নদীর পথে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে আ দোকান পাস আ পাট পাওয়া যায় না, সেরকম। তো, সেটা আগে থেকেই যা প্রয়োজনীয় মেডিসিনগুলো যার যেটা প্রয়োজন হয় বা, দেখা যাচ্ছে মাথাব্যাথা বা, আ আপনার হচ্ছে উম যেগুলো প্রয়োজন হয় যে আ হুট করে, সমস্যা হতে পারে, সেই ধরনের হ্যাঁ, এগুলো আরকি নিয়ে রাখা হয়। কারণ বিপদ আসতেই পারে। তো, স আগে থেকে প্রস্তুত হওয়াটা সবথেকে বেশি মানে ভালো।
হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হুম। Like, oral স্যালাইন ট্যালাইন এগুলা, না? হুম। জ্বী, জ্বী।